আচ্ছা, তো বুঝতে পেরেছে না, আমার অনুপম রয়ের গান আমারও খুব ভাল লাগে আসলে। আমার প্রত্যেকটা গান ওনার ভাল লাগে কারণ হচ্ছে lyrics টা অনেক বেশি অসাধারণ করেন। আর আমি যদি বলেন, আমার আসলেই খুব ইচ্ছা আছে যে একটা, কোনো সময় যদি একটা সুযোগ হয়, Coldplay এর একটা গানের concert দেখার খুব ইচ্ছা আছে। কারণ হচ্ছে আমি আসলে Chris Martin এর একটা বড় fan যে আসলে, আসলে আমি মাঝে মধ্যে ত ইচ্ছা করে আসলে যে, একটা মানুষ কিভাবে গানগুলা রচনা করে আসলে আর এত সুন্দর, সুন্দর গান আমাদেরকে কেনো দে উপহার দেয়, এটাও আমার জানার ইচ্ছা আছে।
জি, জি। হু, হুম। জি, জি। একদম। উহু। হু, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। <chuckles> হ্যাঁ।
আপনার কোনো ক কোনো আরো ইচ্ছা আছে, যার concert দেখার খুব ইচ্ছা আছে?
না। আম কনসার্ট আমার হ্যাঁ, দেখার ইচ্ছা আছে। তবে আমাদের দেশের ভেতরে বেশ সবারই কম বেশি, মানে যতগুলো ব্যান্ড আছে, বা এরকম solo singer যারা আছেন, দেখা যায় বেশিরভাগেরই আমার কনসার্ট দেখা হয়েছে তাদের, বা ছোট gathering-এ তাদের যাওয়া হয়েছে। আমি আসলে দেখা যায় যে অনেক বেশি কনসার্টে যাওয়া হয় আমার। হ্যাঁ? তো দেখা যায় যে তাদের গান ওভাবে উন উপ <clears throat> উপভোগ করা হয়েছে। তবে আমার ইচ্ছা আছে যে একবার হচ্ছে গিয়ে, আম <smacks lips> হলিউডের একজন singer আছে, হ্যাঁ? Weekend-এর। তো ওনার একবার গান শুনতে যাওয়ার বহুত ইচ্ছা। কারণ দেখা যায় কি যে, আম এটাই অনেক আগে থেকে শুনে আসছি। কিন্তু, আ এই recently যেটা খেয়াল করেছি যে, ওনার গানের touch টা একটু, মানে বদলে গেছে। হ্যাঁ? তো আমার কাছে একটা মজার বিষয় যেটা লাগে, ওর মানে সেটা হচ্ছে গিয়ে যে, ওনার ১ম দিকের গানগুলো শুনতে না, অনেক ভালো লাগত। সেটাও হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে প্রেমে মানুষজন ছেঁকা খায়, হ্যাঁ? তখন এই গানগুলো শুনতে বেশি ভালো লাগত। ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে কি, যে এই মানে রিক recent সময়েতে, সেই তার ওনার গানগুলোর ধরণগুলো একটু বদলে গেছে। হ্যাঁ, মানে এমন না যে, সে হচ্ছে গিয়ে এখন শুধুমাত্র যারা আ প্রেম করছে, তাদের জন্য গাইছে। দেখা যাচ্ছে ওনার ধরণটা একটু বদলে গেছে। তো <chuckles> মনে হয় কি যে, উনি যখন ছেঁকা খেয়ে থাকতেন, তখন ওনার গানগুলো আমার বেশ ভালো লাগত এখনকার থেকে। <chuckles>
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। <laughs> <chuckles> আচ্ছা। আচ্ছা, আচ্ছা। এহ হ। আচ্ছা, আচ্ছা। আপন আপনি কি এখন ওনার গানের সাথে নিজেকে relate করতে পারেন?
আ মাঝে-মধ্যে পারা যায়। আবার মাঝে-মধ্যে দেখা যায় যে, শুধুমাত্রই ওই collab করার জন্য, বা হচ্ছে গিয়ে একটা গান বের করা লাগবে বলে হয় গান বের করছে। তবে আমার সবথেকে ভালো লাগে কি, যে ওনার আ প্রত্যেকটা album-এর না একটা theme থাকে। হ্যাঁ? এবং প্রতিটা গানই না, মানে ১ টা গান শেষ হলে পরে আরেকটা গান যে শুরু হবে, হ্যাঁ? ওই গানটার শেষের সময়ই না, ওই এ পরের গানটা যেটা আসবে, সেটার একটু আ music বা একটু হচ্ছে গিয়ে tune দিয়ে দেয়। তো মনে হয় কি যে মানে continue হচ্ছে আসলে। মানে পুরো album টা শুনবেন, আপনার মনে হবে যে থামছে না আসলে। পুরো album টাই মনে হবে ব ব পুরো album টা জুড়ে একটা গান। <chuckles>
<chuckles> আচ্ছা। আচ্ছা। আছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। <chuckles> আচ্ছা।

না, আমার কাছে একই রকমই মনে হয়। কারণ একটা জিনিস দেখেন, যে <smacks lips> আমরা যখন আ গান করছি অনেক সময় দেখা যায় কি, যে অনেক শিল্পের গান আমরা শুনে সেটা করার চেষ্টা করি, হ্যাঁ? সাথে, সাথে গাওয়ার চেষ্টা করি গান যখন শুনি। তো ওই সময়টাতে না আমাদের কিন্তু ওই automatic ভাবে আমরা ওনার ওই tone এর সাথে মেলানোর চেষ্টা করি, ওর স ওনার সুরের সাথে মেলানোর চেষ্টা করি, হ্যাঁ? কিন্তু আমার কাছে যেটা ভালো লাগে কি, যে যখন আমি ওটা না শুনে হ্যাঁ? যে এখন শুনছি না কিন্তু যখন গাওয়ার চেষ্টা করি তখন দেখা যায় কি, সেই গানটার হয়তো আমার কাছে মানে সুরটা একটু ভিন্নভাবে আমি দিচ্ছি, হ্যাঁ? এবং সেই জিনিসটা আমার কাছে ভালো লাগছে বা অনেকের কাছে আবার হুট করে মনে হতে পারে যে, না এটা কিন্তু এভাবে গেলেও ভালোই লাগছে। তো মানে এই বিষয়গুলো যে এইযে নিজস্ব যে একটা মানে ছোঁয়া যে থাকে, হ্যাঁ? এ যে ও এখানে কোন বাধ্যকতা তো আর নেই এখানে, ঠিক না?
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা। আচ্ছা হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। কেন বাধ্যকথা থাকবে, তেই একটা জিনিস দেখেন যে অনেকে দেখেন হচ্ছে ধরেন খোলা মাঠে গান করতে পছন্দ করছে। অনেকে হচ্ছে দেখে হচ্ছে নি নিরিবিলিতে গান করতে পছন্দ করছে। আবার দেখবেন অনেকে বাথরুমে বসে বৃষ্টি বাথরুমে বসেও গান করতে পছন্দ করছে। So আপনার আপ <chuckles>
হুম, হুম। হুম, হুম। জি, জি। হ্যাঁ এবং বেশিরভাগ মানুষেরই তো আমার মো কাছে সেটা মনে হয়, যে প্রতিভাটা বাথরুমে বসেই আসে তাদের। ঠিক কিনা? <chuckles> হ্যাঁ, সাওয়ার নিয়ার সময় বেশ হু, হু। জি, জি।
<chuckles> আমি আপ আমি আপনার স আমি আপনার সাথে একমত আসলে। সেক্ষেত্রে দেখেন আসলে, গান যখন সে নিজে, নিজে নিজের ভালো থেকে লাগা থেকে যখন গান করছে, তখন তো আসলে কে কী ভাবছে তারপর কোন শিল্পী কোন এস কী করছে না করছে সেটা তো আর দেখার বিষয় না। সে তো আসলে মানুষকে শোনানোর জন্য গান করছে না। এখন যদি সে যদি মানুষকে শোনানোর যদি গান করার ইচ্ছা থাকতো definitely সে তো stage show করতে চলে যেত। সে তখন হচ্ছে গান শিখত, সে তখন তো অন্য রকম জিনিসটা হত, তাই না? আচ্ছা, আপনাকে যদি এখন যদি প্রশ্ন করি, আপনার কাছে কোন ধরনের বা কোন শিল্পীর গানটা বেশি পছন্দ করে? আমার আসলে একটু curiosity বা জানতে ইচ্ছা করছে। কা যেহেতু আপনি guitar বাজান so definitely আপনার তো অনেক সময় scale সুর এগুলা নিয়ে তো অনেক সময় কাজ করে থাকে। So
হুম, হুম। এ জি, জি। হুম, হুম। হ্যাঁ, একদমই। হুম, হুম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তা তো অবশ্যই ভালো লাগে। তবে দেখা যায় কি, যে <smacks lips> আমার কাছে বিশেষ করে আমাদের যে আ বাপ্পা মজুমদারের কিছু গান আছে, হ্যাঁ? আ দেখা যায় ওনার গানগুলো আমার বেশ ভালো লাগে, হ্যাঁ? বেশ অনেক মানে আগের শোনা, হ্যাঁ? অনেকদিন হতে শুনছি। তো দেখা যায় যে ওনার গানগুলো আ আপনি দেখবেন যে অন্য কোনো আ instrument থাকুক বা না থাকুক, শুধু একটা গিটার হলেই অনেক ভালোভাবেই সেই গানগুলো গাওয়া যায় বা হচ্ছে গিয়ে যে অন্য কেউ যদি গাইতেও চান তো ওনার গানগুলো না ওই গিটারে অনেক ভালোভাবে বাজানো সম্ভব হয়ে ওঠে, হ্যাঁ?
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা বুঝতে পেরেছি। না, আচ্ছা।
তো আপনার কি এরকম কোনো প্রিয় শিল্পী আছে কী?